হ্যাঁ, এই যে আমি একটু আগেই একটা কথা আপনাকে বলছিলাম যে সামাজিকভাবে যখন আমরা বিচ্ছিন্ন থাকবো আরকি। দেখেন বিচ্ছিন্ন কারা থাকে। এক শ্রেণীর লোক আই সমাজে কিন্তু এই ধরনের লোক অনেকেই আছে যারা আসলে মানুষের সাথে খুব কম মেশে বা মিশতে কম চায়। তো দেখেন এরা আসলে একটা জিনিস ভয় পায় এক শ্রেণীর লোক। যে যদি বলা যায় যে আমি সমাজে কার সাথে মিশবো? এখন আমাদের বর্তমান সমাজের যে চিত্রটা যদি আমরা তুলে ধরি, আমি আসলে কার সাথে মিশবো? কে আমাকে সময় দেবে বা কে আমার ভালো ভালো চাইবে বা like কোন লোকটা ভালো। এই জিনিসটা একটা বিচার বিশ্লেষণ করার একটা ব্যাপার থেকে যায়। কারণ একটা সমাজে আমরা ভালো খারাপ উভয় মিলে কিন্তু আমরা সম্মিলিত ভাবেই থাকি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় থাকে যে আমরা অবশ্যই সবসময় ভালোটাকেই চাই এবং ভালোটাকেই গ্রহণ করি। এক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। মানে দেখা যাচ্ছে ছোট, ছোট অ একদিনই তো আর কারো সাথে আপনার সুসম্পর্ক কখনোই ঘরে উঠবে না। আপনি তার সাথে দেখলেন ২ দিন সালাম সালাম দিলেন। আপনি পরপর তাকে ২-৩ দিন সালাম দিলেন যেকোনো জায়গায়। দেখবেন যে ৩ দিন ৪ দিন পরে সে আপনাকে দেখা পাইলে আগেই সালাম করবে যে "ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন?" তো এই যে একটা সালামের মাধ্যমে একটা সুসম্পর্ক যে সামাজিক সম্পর্ক এটাও কিন্তু গড়ে ওঠে। এবং এ হু, হু।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলছেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলছেন ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি একটু আপনার কথার সাথে যদি একটু যোগফল দেই আসলে। সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের যেহেতু স্ট্রেস বেড়ে যায়। স্ট্রেসের <clears throat> স্ট্রেসের সাথে তো আমরা জানি যে আমাদের একটা শারীরিক স আ শারীরিক সম্পর শারীরিক স স স্বাস্থ্যেরও একটা বড় একটা বিষয় চলে আসে। তো দেখা যায় যখন আমাদের স্ট্রেস বেড়ে যাচ্ছে, যেহেতু আমরা মানুষের সাথে মিশছি না বা কোনকিছু করছি না আসলে। তো দেখা যায় যে আমাদের কিন্তু ঘুমেরও অনেক সমস্যা হয়। ঠিক আছে? আর যেহেতু আমরা বাইরে হচ্ছি না। কারণ দেখা যায় আপনাদের সামাজিক সম্প আ সামাজিক স সম্পর্ক যদি ভালো না হয়ে থাকে, তখন দেখা যায় যে আপনি কিন্তু দেখা যাবে আপনি বা ঘর থেকে বের হচ্ছেন না। আর ঘর থেকে না বের হলে দেখা যাবে যে আপনার কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স অ অতিরিক্ত বেড়ে যায়। আর আপনার হা ব্লাড প্রেশার কারণ স্ট্রেস যদি বেড়ে যায় তখন দেখা যায় যে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়। তো দেখা যায় আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা এগুলোতে এগুলা থেকে এসে পড়তে পারে। আর আপনি যেগুলো বললেন ওখান থেকে তো আস আরও কিছু জিনিসও যোগ দেওয়া যায়। যেরকম হচ্ছে আমাদের নিজেদের সেলফ এস্টিম অনেক কমে যাচ্ছে। বা আমাদের খুব রাগ। প্রচন্ড রাগ, প্রচন্ড মন খারাপ। প্রচন্ড জি প্রচন্ড ই মানে অতিরিক্ত অনেক, অনেক ধরণের অনুভূতি হচ্ছে আ একসাথে অ্যা অনুভব করতে থাকি। এরকম অনেক কিছু হয় আসলে। ভাই আপনার কাছে কি মনে হয় যে পারিবারিক আর বন্ধুত্বের ভিতরে হচ্ছে আ মানে ডিফারেন্সটা কি আসলে?
জি, হু, হু। জি। হু, হু, হু। হ্যাঁ। হু, হু। জি, জি, হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, জি, হু। হু, হু। জি, হু, হু। হুম। হুম। হু। হ্যাঁ, জি। হু, হু। উহু। হ্যাঁ। হু, হু। হুম, হুম, হ্যাঁ। হু, হু, জি। হু, হু, জি। হু, হু। জি। হু, হু। হু, হু। হু, হু, জি, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। জি, হু। হু, হু।